আমি খুব বেসিক খাবার পছন্দ করি ভাই। মানে একদম সাদা সিধা ভাত, ডাল, আলু ভাজি, ডিম ভাজি। এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার।
ওকে। ওয়াও। জোস, জোস, জোস। ভাই এইটা হচ্ছে ইউনিভার্সিটি হল লাইফে। হোস্টেল লাইফে ইউনিভার্সিটি যতদিন ছিলাম, এটাকে জাতীয় খাবার যদি কেউ না বলে সে যত বড়লোকের ছেলে হোক না কেন, এটাকে যদি জাতীয় খাবার না বলে তাইলে সে ইউনিভার্সিটি লাইফে হল লাইফ লিডই করে নাই।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা হতে পারে। কারণ ভার্সিটি লাইফে তো এগু এগুলা তো নিত্যসঙ্গী আসলে।
মানে এ এ এটা এটা অপছন্দ ছাড়া কোন উপায় নাই। এক্সাক্টলি, এক্সাক্টলি।
তবে আমি কর্মক্ষেত্রে আসার পরেও যদিও ভার্সিটি লাইফ শেষ করছি বেশ আগে ওগুলা এখন স্মৃতি। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে ঐটাই ভালো লাগে আসলে যদিও বাইরে খাওয়া হয় অনেক বেশি। তারপরেও চেষ্টা করি একটু বাঙালি খাবার খাইতে ওই ফ্রাইড রাইস বা ফ্রাইড চিকেন এই ধরনের জিনিস বা চাইনিজ কোরিয়ান এই ধরনের খাবার খাইতে ভালো লাগে না। কোন এক অদ্ভুত কারণে।
হুম, হুম। ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমা আমারও ভাই অনেকখানি সেইম আপনি শতভাগ সঠিক বলেছেন। এগুলো খেতে চাই না এমন না। কিন্তু কোথায় যেন ভালো লাগে না। কেউ যদি কেউ যদি প্রশ্ন করে কেন ভালো লাগে না, হয়তো আমি তাকে শব্দ দিয়ে অনেক উত্তর সাজিয়ে দিতে পারব না কিন্তু ভালো লাগে না। এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। এইটাই, এইটাই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এইটা, এইটা, সেইম ভাই। আমার ক্ষেত্রেও সেম। অফিসে তো প্রত্যেকদিন এ দুপুরে দেখা যাচ্ছে একটা স্ন্যাকস দেয় বা একটু ভারী খাবারও থাকে। ঐ বিভিন্ন ফ্রাইড রাইস দিয়ে যে লাইটার টাইপ এর থাকে না? এই টাইপের। কিন্তু এইগুলা আমার খাইতে ইচ্ছা করে না। মানে কত খাওয়া যায় আসলে। এর পরবর্তীতে আমি অফিসের সিকিউরিটি গার্ডদের একটা খাবার সার্ভিস থাকে না। যারা বাইরে এ্যা কর্মরত থাকে ওদের প্রত্যেক বেলা খাবার দিয়ে যায়। আমি ওনাদের থেকে একটা খাবারের ব্যবস্থা করছি, এ্যা যেন ভাত বা এই জাতীয় এ্যা ঠান্ডা খাবার খাওয়া যায়।
উহুম। এক্সাক্টলি। আসলে আসলে আসলে হুম, হুম। হুম, হুম। জোশ, জোশ ভাই অনেক খুশি হলাম। আপনার এ কথাটা শুনে অনেক খুশি হলাম। এরকম আমার একটা ভাই আছে, ওই ভাইটা হচ্ছে যে একটা ভালো সরকারি প্রতিষ্ঠানে জব করে। তো ওখানে উনি এরকম আলাদা করে খায়।
আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি।
তো আমি আসলে জি, জি, বলেন।
এটা জি।

সবকিছু যা খাওয়া যায়।
হ্যাঁ, সে তো আমিও। এটা তো বটেই মানে ঐটার কথা আলাদা। ideology কে সাইড এ রেখে যদি বলেন যে আচ্ছা এই খাবারটা ভাল লাগছে।
<laughs> মানে, মানে, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি আমি আপনার কথাটা। ideological সাইড অ্যা হ্যাঁ। আমার আসলে সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আ পান্তা ভাত আর গরুর মাংস বা গরুর গোস্ত আপনি যাই বলেন। আ ছোটবেলা থেকে যখন আসলে আ দেখা যাইত কুরবানির সময় মাংস চলে আসতো। আ কুরবানির পরে তখন দেখা যায় তো ওই আমি কুরবানির ওটা আসলেই, ছোটবেলায় তো আমি বুঝতাম না পান্ধা ভাত কোনটা তো দেখা যেত সকালবেলা কোরবানির মাংস চলে আসছে। তো খাইতে হবে। তো কষা সবাই খাচ্ছে ফ্যামিলির সবাই। তো তখন আবার পান্তা ভাত। আমি আবার সো ছোটবেলায় খাওয়া ছাড়া বের হতাম না। তো আমি পান্তা ভাত দিয়ে গরুর মাংস খেতে শুরু করলাম। সবাই হাসাহাসি করত। তো একটা সময় দেখা গেল আমি গরম ভাতে পানি ঢেলে পান্তা ভাত বানিয়ে তারপর গরুর মাংস দিয়ে খাওয়া শুরু করতাম। তো ভাই আমার আসলে গরুর, গরুর, সবকিছু খেতে ভাল লাগে। I am sorry. গরুর মাংস অনেক পছন্দ। সবকিছু গো গুতা, গুতাও ভাল্লাগে। গুতাও ভাল লাগুক। খারাপভাবে না দেওয়া পর্যন্ত ভাল লাগে। গুঁতা খেয়েছি ভাই, গুতা খেয়েছি। চাড়ি আপনি চাড়ি বোঝেন?
ওহ, বাহ! আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মজার একটা ব্যাপার কিন্তু। আচ্ছা, গুউ গুতা? <chuckles> আর গুতা? আ খা খাইছেন নাকি? আন জি।
চাড়ি, চাড়ি।
আন জি না।
আচ্ছা ভাই চাড়ি হচ্ছে একটা গরুর আ মানে গ্রাম্য একটা ভাষায় বলা হয়ে থাকে। গরু যখন পেছন থেকে বাঁকা করে লাথি মারে না জোরে? এটাকে বলে গরুর চাড়ি মারছে এটা বুঝায়। আচ্ছা আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন?
আচ্ছা, আচ্ছা। ও হো, হো, হো। না, না, আমি এটা কখনো খাইনি। <chuckles> এটা খাইনি। তবে